না, বিনোদনের ধারা তো নিঃসন্দেহে বদলে গেছে। কারণ আগের যেই শো গুলো ছিল ওটা কিন্তু আসলে সামাজিক মুভি বা সামাজিক নাটক ছিল। মানে একত্রে বসে কিন্তু একটা দেখার যে ব্যাপারটা ওটা তো মজা তো ছিলই। কিন্তু একসাথে বসে কিন্তু দেখা যেত। মানে একে অপরের প্রতি যে একটা লজ্জার ব্যাপারটা ওটা কিন্তু আসত না। লজ্জার কথাটা আমি এইজন্যই বললাম। তো রিসেন্টলি দেখা গেছে আমি আসলে স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে একটা নাটক ছেড়েছিলাম। মানে সিরিজ আরকি। তো সিরিজটা হঠাৎ করে চালু করার পর আমার আম্মু পাশে বসে দেখছিল। তো বাংলা সিরিজ যেহেতু আমি ভেবেছিলাম তেমন একটা কোন খারাপ কিছু থাকবে না। তো হঠাৎ করে দেখলাম একটা গালিগালাজ করে বসলো বা একটা খারাপ দৃশ্য শুরু হবে। তখনই আমার মাকে বললাম যে আসলে ঐ ঘরে যাও এটা আসলে ইন্টারনেট পাচ্ছে না। তো এটা তো আসলে নিঃসন্দেহে ঠিক কারণ এই যে, যে একটা সামাজিক ব্যাপারটা এটা কিন্তু আস্তে, আস্তে উঠে গেছে। কারণ সামাজিক জিনিসটা যদি উঠে যায় এটা তো আসলে পরিবার নিয়ে দেখা সম্ভব না। তাই না?
জি। হুম। অ্যা হ্যাঁ, জি, জি। আচ্ছা। আচ্ছা। কোন খারাপ দৃশ্য থাকবে না হুম। <chuckles> <laughs> আচ্ছা। হুম, হুম। আদ হ্যাঁ দ সেটা তো আসলে ব্যাপারটা এরকম থাকেই। অনেকেই বলেন যে উম যে ধরনের কনটেন্ট এখন বানানো হচ্ছে, যে ধরনের কনটেন্ট নিয়ে কাজ হচ্ছে, সেটা হয়তো ও আসলে আমাদের আ সার মানে আমাদের দেশের যে সামাজিকতা, উম সেই সেটার সাথে আসলে অনেকে বলে থাকেন যে এটা আ যায় না। কিন্তু তারপরও যে এই জিনিসগুলো প্রচার হচ্ছে এবং নতুন প্রজন্ম তো আসলে একেবারে স্ট্রিমিং এর উপরেই অনেক আ বেশি ও ওরা ওটার প্রতিই ঝোঁকটা বেশি। ওরা ওটা দেখেই বেশি অভ্যস্থ হুম। তো ও এই যে বা আ উল্টাপাল্টা কনটেন্ট বা যেটাকে আমরা বলি, একটু, একটু ব এডাল্ট কনটেন্ট আ আসছে। এটা আসলে উম আ তাদের জন্য কি খারাপ হচ্ছে না?
জি, জি সেটা তো। না এটা তো নিঃসন্দেহে। <laughs>